আর যেটা বলব, সেটা হলো আমার বাবা, বাবার ক্ষেত্রে ওই যে আমাদের মানে সবথেকে বড় যেই সাপোর্টটা, মানে আমার বাবা না থাকলে আমাদের পরিবারটা হয়তো এভাবে দাঁড়াতেই পারত না।
উ, হু। আচ্ছা। আচ্ছা, আচ্ছা।
তো হ্যাঁ, মানে আমরা যে ২ বোন এত ভালো থাকি, আ মানে এই যে ঘুরতেসি, ফিরতেছি বা ভাইরা, পরিবারের সবাই মিলে এত আনন্দ করতেসি, এইটা আসলে আমাদের আ বাবার জন্যই। মানে আমাদেরকে তিনি এই জায়গাটা দিছে যে, না, তোমরা ঘুরতে যাও, ঘুরে আসো। <chuckles> তো এই ব্যাপারগুলো আসলে প্রচুর চলে।
আচ্ছা। উ, হুম। মানে তিনি একটা বড় বট গাছের মতো, একটা ছাতার মতো ছায়া হয়েছিলেন সারাজীবন। আপনাদের অনুপ্রেরণার জায়গা হয়েছিলেন, তাই না? সেরকম তো আসলে আমার মনে হয় যে, এই ধরনের মানুষ অ্যা দে দ্বারা আমরা যখন অনুপ্রাণিত হই, মা বা বাবা, আপনি বোনের কথা বলছেন বা আমার স্ত্রীর কথা বলছি, তারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে থাকেন, অ্যা নিরলসভাবে আমাদের জন্য কাজ করে থাকেন, একইভাবে কিন্তু আমাদেরও দায়িত্ব আছে। মানে আমরাও কিন্তু আমাদের আমা আপনি তো অবশ্যই নিজের বোনের জন্য করেন বা এর পরে next generation যারা আসবে, তাদের জন্য।
হুম। এ্যা আ হুম। হ্যাঁ, তা তো বটেই। হ্যাঁ, মানে understanding-টা তো খুব দরকার আছে, মানে, মানে শুধুমাত্র মানে আপনার যে এটা আ স্বাধীনতা, এইটা আপনাকে চেয়ে নিতে লাগ চেয়ে নেওয়া লাগতেছে না। আপনার পরিবার যখন আপনাকে বুঝতেছে যে, না, তার জন্য এটা ভালো বা সে এটা করতে চায়, ওকে, ঠিক আছে সে ভুল করুক বা ই করুক, করে আসুক। তারপরে সে নিজে নিজেই শিখুক বা লাইফে যে struggle; যেমন, ছোট থেকে আমার বাসায় এই ধরেন আমাদের bank account খোলা বা স্কুলে ১ম স্কুলে যাওয়া, সমস্ত কিছু আমাদেরকে বাবা-মা একাই করতে encourage করসে। তো হ্যাঁ, এ্যা তো হলো হ্যাঁ, তো এখন ধরেন রাস্তায় বের হইলে মানে আগেই ছোটবেলায় যেই মানে আমি দেখেছি আমার অনেক বন্ধু-বান্ধবরা বেশ ভয় পায় যে, পারব কী পারব না বা অনেক ক্ষেত্রে অনেক confused থাকে। তো আমাদের বাবা যেভাবে, বাবা-মা আমাদেরকে যেভাবে বড় করে, আসলে ওইটা আসলে খুব বড় একটা পাওয়া ছিল আমাদের জন্য যে, পুরো independently আমাদেরকে ছেড়ে দিসে। অনেক সময় কষ্ট লাগত যে, সবার বাবা-মা স্কুলে যায়, আমরার বাবা-মা কেন যায় না? কিংবা সবার বাবা-মা ওইটা করতে তাদেরকে নিয়ে যায়, আমার বাবা-মা কেন আমাদের একা, একা পাঠায়? তো এখন এইগুলো খুব ভালো লাগে যে, না, আমরা পাইসি। তো এই তো। পরিবার, পরিবার, আসলে সুন্দর একটা, হুম।
হ্যাঁ, নিশ্চয়ই। হু, হুম। হু, হু। চমৎকার। এটা কিন্তু অত্যন্ত ভালো একটা জিনিস। হু, হু। হু, হু। হু, হু। আচ্ছা। যাক। হ্যাঁ, এই ধরনের এই ধরনের আসলে মানে এই ধরনের সাপোর্ট পাওয়া আসলেই চমৎকার। আপনার কাছে অনেক কিছু শেখার আছে এ বিষয়ে। আমি অনেক কিছুই জানতে পারলাম। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলতে পেরে। হ্যাঁ, আসলে
উম আপনার সাথেও কথা বলে ভালো লাগলো। আপনার মা এবং আপনার স্ত্রীর জন্য অনেক শুভকামনা। আপনি ভালো থাকবেন আশা করি। আমিও আশা করতেসি আমার নিজের জন্য ও পরিবারকে যাতে ভালো রাখতে পারি, এই সেই চেষ্টা করব। যেহেতু এত সাপোর্টগুলো পেয়েছি।
আপনাকে অসেক অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ, শুভকামনা।

<smacks lips> Hello।
<smacks lips> Hello, শুভ শুভ অপরাহ্ন। কেমন, ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি।
<smacks lips> কেমন আছেন? শুভ অপরাহ্ন। আপনি কেমন আছেন? আমি ভালোই আছি। <chuckles> হ্যাঁ।
কেমন যাচ্ছে দিনটা?
আ আমি ভালোই আছি এবং আমার দিন আসলে খুব খারাপ যাচ্ছে না, ভালোই যাচ্ছে। আজকে মনে হচ্ছে একটু ঝড়, ঝড় আসতেছে। তো যেহেতু এখন বৈশাখ মাস, মানে চলে আসছে, আমের সময় কালবৈশাখী মৌসুমি বাতাস। হুটহাট হ্যাঁ, হুটহাট প্রচুর গরম পড়তেছে, হুটহাট একটু ঝড় এসে বৃষ্টি হচ্ছে, ভালোই যাচ্ছে আব কি আবহাওয়া দিক থেকে বলতে গেলে। এরকম আবহাওয়া ভালোই লাগে যখন একটু গরমের পর স্বস্তিটা আসে।
আচ্ছা, আচ্ছা। আচ্ছা। আচ্ছা। আচ্ছা, চমৎকার বলেছেন। মনে হচ্ছে একজন কবির সঙ্গে কথা বলছি আমি। একদম ঝড়, বৃষ্টি, এই যে আম পড়া, এসব নিয়ে মনে হচ্ছে সত্যিই আ খুব শৈশবে ফিরে যাচ্ছি আমিও।
<chuckles> আচ্ছা। আপনা আপনাদের। হুম, হুম, আপ আপনার কি খবর? আপনি কোথায় আছেন, বাসায়?
অ্যা আমারও খুব ভালো লাগছে আসলে। অ্যা এখানেও সকাল থেকে বেশ বৃষ্টি হচ্ছে, আবহাওয়াটা বেশ আ সুন্দর, বেশ আরামদায়ক। হ্যাঁ, তো এরকম দিনে আসলে আমাদের সবচেয়ে কিন্তু পরিবারের মানুষগুলোর কথা অ্যা সবার আগে মনে পড়ে আসলে, তাই নাকি? যাদের, যাদের অ্যা সাহায্য ছাড়া বা যাদের হ্যাঁ, নিশ্চয়ই।
উম হুম। হ্যাঁ, হ্যাঁ, ওইটাই বলতে যাচ্ছিলাম যে কোথায় থাকেন পরিবার নিয়ে? পরিবার নিয়েই তো থাকেন? হুম, <smacks lips> আমি দীর্ঘদিন অন একা, একা ছিলাম, আ যখন, হ্যাঁ পড়াশোনার জন্য আর কি বাসার, বাসার থেকে বের হয়ে একা, একা থাকা লাগছে। তো তারপরেই মনে হয়েছে যে, না পরিবার ছাড়া আসলে থাকা খুবই কঠিন হয়ে যায়। আবার আমি পড়াশোনা শেষ করে আবার বাসায় চলে আসছি। তো এসে অনেক ভালো যাচ্ছে দিন। এই তো, আর পরিবারের সবথেকে বড় বিষয় হলো যেকোনো সমস্যায় আপনি পড়েন না, কেন আপনাকে সব সময় সব থেকে বড় support টা আপনার পরিবারই দিবে।
যাদের আচ্ছা, আচ্ছা। আচ্ছা। হুম, হুম। জি, জি। হুম, হুম।